Ukulele আমার শুনতে খুব ভালো লাগে. কিন্তু মানে শেখার ইচ্ছা হুম, তেমন একটা না। আ কিন্তু আমার acoustic guitar খুব ভাল লাগে। আমার acoustic guitar শেখার খুব ইচ্ছা।
আচ্ছা। হুম, হুম, হুম। কিন্তু গিটার শিখা তো বেশ tough, মানে আঙুলে অনেক সময় কেটে যায় গিটার শিখতে যেয়ে। আমি চেষ্টা করেছিলাম।
হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ।
তার তার থেকে আ হারমোনিয়াম বাজানো বা পিয়ানো বাজানো একটু সহজ, তুলনামূলক সহজ। তবে আমি
হ্যাঁ। আমার রুমে একটা ইয়া আছে। Harmonica আছে। আর একটা flute আছে, বাঁশের যে flute।
Harmonica ও তো বেশ কঠিন।
হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমার মানে জিনিসটা ছোট, ও জিনিসটা খুব cute এজন্য ভালো লাগে। হ্যাঁ, তাই কিনছিলাম। <chuckles> কিন্তু শিখিনি কখনো।
তাই না? আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। আ তারপরে বাঁশি অনেক কঠিন লাগে আমার কাছে। কারণ এটা যেহেতু একটা নিঃশ্বাসের একটা ব্যা ব্যাপার থাকে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনার অনেক lung গুলা অনেক strong হতে হবে।
হ্যাঁ। আবার আমি ছোটবেলায় তানপুরা মানে আমি উচ্চাঙ্গসঙ্গীত শিখতাম তো। তানপুরা হাতে নিয়েছিলাম। তানপুরা অনেক ভারী হয়। তানপুরা। এটা উম তানপুরা আপনি হয়তোবা দেখেছেন, উচ্চাঙ্গসঙ্গীতের অনেক সময় অনেক প্রোগ্রাম হয়, দেখবেন অনেক লম্বা একটা বাদ্যযন্ত্র। তার হ্যাঁ, তার নিচে একটা গোল একটা মানে bowl এর মতো অনেকটা। হাতের মধ্যে নিয়ে ওটাকে আ কোলে বসাতে হয়। তার থাকে লম্বা, লম্বা। তো তার টেনে, টেনে গান গাইতে হয় বা ধরেন বাজাতে হয়।
হুম, হুম। তানপুরাটা কি জিনিস? তা হুম। ওকে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। এটা তো শুনে এ একতারার মতো মনে হচ্ছে।
আ একতারা তো ছোট হয় কিন্তু এটা অনেক বড় হয়। আমি আপনাকে suggestion দিব যে আপনি অবশ্যই তানপুরার সব মানে শুনবেন বা তানপুরা একটু দেখবেন, কেমন হয়। অ্যা তানপুনার সু সুরটা অনেক নিখুঁত, মানে অনেক চিকন একটা সুর হয়, শুনতে অনেক ভালো লাগে।
হু। হু। আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ। তানপুরাটা কি মানে সেতারের মতো?

আ uncommon যেমন আমি হাওয়াইয়ানদের একটা দেখেছিলাম। ওরা একটা বাঁশের মত করে, মানে, আ একটা কি নাম আমি সঠিক জানিনা। মুখে ফুঁ দিয়ে দিয়েই বাঁশির মত করে কিন্তু ৪,৫ টা ছোট, ছোট, বাঁশি, আ ধরেন সুতা দিয়ে বাঁধা। তো আমার কাছে ওটা শিখার খুব ইচ্ছা ছিল।
উ, আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হাওয়াওয়ানের আ যেসব instrument গুলো ওগুলো বেশিরভাগ সময় একটু, একটু, natural, একটু প্রাকৃতিক based হয়, তাই না? খুব ভাল লাগে এসব tropical জিনিসগুলো।
আপনার কাছে এর হুম। হু, হু, হুম। জি। টপিক্যাল, এটাই মানে tropical জিনিসগুলো দেখতেও আসলে ভালো লাগে।
হ্যাঁ, আসলে। আমি বলব, হুম, যদি কোন interesting instrument আমার যেটা ভাল লাগে uncommon, bagpipe, bagpipe খুব interesting লাগে।
ছোটবেলায়, হুম, হুম। হ্যাঁ। bagpipe তো মনে হয় Scottishদের মানে Scotlandদের, হ্যাঁ। হুম।
কটেশ হ্যাঁ। কট Scotland-এর একটা instrument।
ওটা অনেক কঠিন লাগে না বাজানো? আপনার কাছে মনে হয় না যে, অনেক কঠিন?
<chuckles> হ্যাঁ, কঠিন। কিন্তু অবশ্যই এটা খুবই interesting একটা জিনিস যে, হ্যাঁ, তারা কিভাবে এত concept গুলো বের করল যে, এরকম একটা bag বানিয়ে তার মধ্যে এতগুলো pipe লাগিয়ে এভাবে, এভাবে, বাঁশির মতো করে। উ হ্যাঁ। So আমি চিন্তা করি যে, তারা একটা concept সেটাকে কিভাবে এভাবে ডেভেলপ করে এভাবে নিয়ে আসলো? ইয়া
হুম। হু, হুম। হু, হুম। সেটা বাজাচ্ছে। হুম। হুম। হু, হুম।
কিংবা ধরেন এই যে, saxophone, হ্যাঁ, তার, তার, design গুলো খুবই, খুবই, সুন্দর লাগে, খুবই সুন্দর।
বুঝতে পারছি। হ্যাঁ, saxophone। এইটা আমার কাছে খুবই হুম। হু, আপনার কি কখনো কোনো বাদ্যযন্ত্র বানাতে ইচ্ছা করেছে যে, আমি নিজে একটু বানাই?
ও! সো আমরা যেহেতু এই topic-এ আসছি, আমার খুব প্রিয় একটা YouTube channel আছে। আ সেই YouTuber-টা, সে নামটা আমার মনে আসতেছে না। নামটা আমার মনে হয় Mishas, Mishas Guitars হবে। সে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে guitar বানায়। ধরেন অনেকগুলো guitar pick দিয়ে guitar বানালো কিংবা epoxy resin দিয়ে guitar বানালো। কিংবা color pencil দিয়ে guitar, skateboard দিয়ে guitar বানালো। হ্যাঁ, ছে এই জিনিসগুলো আমার খুবই ভাল লাগে। তার যে, পরিমাণ কাজ আর creativity যায় তার পিছনে সবই amazing।
হুম। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। উ, হুম। বুঝতে পারছি। বাহ! হু, হুম।

হ্যাঁ, হ্যাঁ, আমার যে cousin আছে সে হারমোনিয়ামের আ চর্চা করতো। আমি নিজে কখনো বাজাইনি। হ্যাঁ, আমি খেলছি অনেক, <chuckles> কিন্তু আমি হারমোনিয়াম বাজাতে পারি না। হ্যাঁ, কিন্তু আমি দেখছি যে সে শিখতেছে সে
হুম, হুম। আচ্ছা। <laughs> কিন্তু, হারমোনিয়াম বাজানো, হারমোনিয়াম বাজানো কিন্তু অনেক সহজ। মানে, আপনি যখন হারমোনিয়াম নিয়ে বসবেন, আপনার শিখতে হবে এমন না, আপনি নিজে একটু টুংটাং করে বাজাতে পারবেন। আ আমার ১০ বছরের experience আছে। আমি আসলে গান শিখেছি হ্যাঁ। তো হারমোনি হ্যাঁ, হারমোনিয়াম, আপনি কি জানেন হারমোনিয়াম আসলে কীভাবে কাজ করে? আপনি তো খেলেছেন ব
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ও! Wow! খুবই interesting, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হারমোনিয়ামে হচ্ছে গিয়ে আমরা উম হারমোনিয়ামের যে concept টা এটা কিন্তু অনেক ধরনের musical instrument ই আমরা দেখি। যেমন, আম
হুম। হুম, হুম।
এখন নামটা মনে আসতেছে না। হ্যাঁ, আমার মনে হয় accordion, accordion, তারপরে এই যে keyboard, হ্যাঁ, piano সেগুলার অ্যা মিশ্রণেই তো একটা concept, তাই না? আপনি একটা জিনিস এই যে, এর নামটা কি জানি না আমি অবশ্যই, যে জিনটা টেনে, টেনে, ভিতরে বাতাস push করা হয়। তারপরে key গুলো দিয়ে বিভিন্ন ধরনের tune বাজানো হয়। হুম?
keyboard এ দেখি আমরা। হুম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ।
আমি যেহেতু জানি না সেই বললাম এইগুলো হুম। বলুন।
হারমোনিয়াম কিন্ত হুম, হুম। হারমোনিয়াম কিন্তু, আ বাঙালি গানের ক্ষেত্রে, বাঙালি সংস্কৃতিতে অনেক বছর ধরে, মানে আপনি বাউল দেখেছেন, বাউলদের হাতে একতারা থাকে না? সেরকম
অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এক তারা, দো তারা।